<clears throat> এরকম একটা আ মনে করেন যে, চিন্তা নিয়ে বসে আছে এবং আ excitement কাজ করছে। তো আমি বসলাম আ কয়েক টেবিল পরে। আ তো স্কুইড আসলো তাদের। এবং তারা অনেক তৃপ্তি নিয়ে খাচ্ছে। পরে আমরা অর্ডার দিলাম স্কুইড এ স্কুইড ফ্রাই কাবাব স্টাইলে। স্কুইড খেলাম, স্কুইড স্কুইড খেলাম, অক্টোপাসের কালামারি খেলাম। আ জি।
বুঝতে পেরেছি। আচ্ছা, একটু যদি জানতে চাই, এইযে আপনি স্কুইড ট্রাই করেছেন, কালামারি, অক্টোপাস ট্রাই করেছেন। আপনার কাছে খাবারটা কেমন লেগেছে? আপনি যখন প্রথম bite টা মুখে নিয়েছেন মানে, আ অক্টোপাস বা, স্কুইড, এটার টেস্টটা কিরকম বা, মা অ আ অক্টোপাস বা, স্কুইডের যে মাংসটা আছে, এগুলা কি সাধারণ যে মাংসগুলা খাওয়া হয়, এগুলার মতই?
জ্বি। জ্বি। হ্যাঁ। জ্বি। আচ্ছা, আ অক্টোপাস টাপ আ অক্টোপাসের টেস্টেটা হচ্ছে অনেকটা আপনার আপনি যদি বট ট্রাই করে থাকেন গরুর বা খাসির, অনেকটা সিমিলার। ঠিক আছে? অক্টোপাস আ অক্টোপাস হচ্ছে একটু rubbery হয়। ঠিক আছে? একটু chewy টাইপের হয়। বুঝতে পারছেন? অক্টোপাসের টেস্টটা। আর আপনার হচ্ছে গিয়া স্কুইডটা অনেক সুস্বাদু। সবচেয়ে আমি মনে করি যে, সিফুডের মধ্যে সবচেয়ে মজাদার যদি খাবার থাকে, একটা হচ্ছে স্যালমন ফিশ, আরেকটা হচ্ছে স্কুইড এখন। আ এই ২ টাও সবচেয়ে অনেক ম মজাদার খাবার। আমার মানে স্কুইডটা
আচ্ছা। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। আসলেই। শুনে আপনার কথা শুনেই মনে হচ্ছে যে অনেক বেশি সুস্বাদু হবে হয়তো।
হুম। মানে আমার প্রত্যাশার বাইরেও অনেক মজার ছিল স্কুইডটা।
আপনার expectation কি ছিল যে, এগুলোর টেস্ট কেমন হবে? আপনার ভালো লাগবে কি লাগবে না? এরকম কোন আগে ভাবনা ছিল মাথায়?
জ্বী।